আচ্ছা, বুঝতে পারলাম। তো এই ক্ষেত্রে আ কেউ যদি একদম অ শুরুতে নতুনভাবে রুটিন শুরু করতে চায়, তাহলে কোন দিকগুলি মাথায় রাখা উচিত?
এক্ষেত্রে আসলে উচিত যে, আ আপনি কতটুকু আপনার অফিসের কাজকে সময় দিবেন বা এবং কতটুকু আসলে বাসার কাজকে সময় দিবেন? কারণ এই দুটো কাজই গুরুত্বপূর্ণ থাকে, যেটা আসলে প্রতিদিন করতে হয়। তো ওই ক্ষেত্রে আসলে অ যদি, অ যদি অফিসে যাই বা হয় না? যে, স্টুডেন্টদের ক্ষেত্রে হচ্ছে কি পড়ার সময়টা। তো ম মেইন যে আসলে হয় না? যে, খুবই গুরুত্বপূর্ণ যে কাজগুলো থাকে, ওগুলো প্রথমে আসলে ভাগ করে নেওয়া। তো এই জিনিসটা কিন্তু পরে হয় কি
আচ্ছা। বুঝতে পারলাম। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক। জ্বি, তাহলে আ কোন কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কাজটা আ পরে করলেও হবে? এটা কিভাবে ঠিক করা যায়?
হ্যাঁ। আসলে এক্ষেত্রে অফিসের ক্ষেত্রে হয় কি? যে, প্রত্যেকটা কাজের কিন্তু একটা ডেডলাইন থাকে। বলে দেয়া হয় আমাদেরকে যে, "এই সময়টার মধ্যে আসলে ব্যাপারটা আপনাকে করে ফেলতে হবে।" তো তখন আসলে হয় কি? যে, ডেডলাইন টা অনুযায়ী যে ডেডলাইন টা খুব কাছে, ওই কাজটা আসলে ঠিক করে নেওয়া যায়। আর ঘরের কাজের ক্ষেত্রে হয় যে, ঘরের কাজ তো প্রতিদিন থাকে পা এবং প্রতিদিন কিন্তু একই কাজই থাকে। তো ওই জিনিসটাতে তেমন একটা সমস্যা হয় না, প্রতিদিন হিসেবে। আর কোনো ধরেন ঘরের কোনো অনুষ্ঠান যদি আসে, তাহলে অনুষ্ঠানটা আসার কিছুদিন আগে থেকেই, যদি হয় কি? যে, ওটার প্রস্তুতি শুরু করা যায়। তাহলে হয় কি? অনুষ্ঠানের আগের দিন চাপটা কম থাকে। তো এটা রুটিন করলে এটা সুবিধা হয় যে হ্যাঁ, রুটিন করলে সুবিধাটা হয় যে, আগে থেকে বোঝা যায় যে সামনে কি আসছে? তো এটার প্রস্তুতি আসলে আগের থেকে নেওয়া যায়।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তা তো ঠিক। আচ্ছা। হ্যাঁ। খুব সুন্দর কিন্তু আপনি বললেন। জ্বি।